<sneezes> আ মানে সংরক্ষণ না করতে পারায় কিন্তু আসলে আমাদের জলবায়ুও না অনেকভাবে পরিবর্তন হয়েছে। এটা কিন্তু আসলে আমাদেরও প্রভাব ফেলেছে অনেকটা খানিকই। আন দেখবেন যে, এই যে এখন কিন্তু বেশ অনেক বেশিই তাপমাত্রা বেড়ে যায়। হ্যাঁ? এই যে দিনে গরম পড়লে, রোদ পড়লে যে পরিমাণে আসলে তাপমাত্রা থাকে সেটা কিন্তু আসলে আগে কোনো সময় ছিল না। হ্যাঁ? কিন্তু দিন বা দিন আসলে দেখছি যে সেটা বেড়েই যাচ্ছে। আবার এ দেখা যায় কি যে, এই যে আ মানে বৃষ্টি হতো আগে একটা সময় মতো, মানে আমরা ধরে নিতাম যে হ্যাঁ, এই সময় বৃষ্টি হবে। আ ফগ কৃষিরা এরকম সময় আসলে ফসল ফলাতে পারত। হ্যাঁ? যেরে জেনে শুনে আগে থেকেই তারা জানতে পারতো যে আসলে কোনো মাসে আসলে এরকম বৃষ্টি হবে, না হবে। এখন দেখা যায় কি, যে বৃষ্টি হওয়ার কোনো সময় জ্ঞান নেই। হ্যাঁ? ঠিক ঠিকানা নেই। য মানে অব যখন ধরে রাখা হচ্ছে যে বৃষ্টি হবে, তখন হচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ, হুম, এখন চিন্তা করছে যে হ্যাঁ, এখন বৃষ্টি হবে না। তো ফসল-টসল অনেক ভালোভাবে দে আ মানে মোটামুটিভাবে পানি-টানি দিয়ে গজানো যাবে। অ তারপরে দেখা যাচ্ছে যে, গ এইরকম জলবায়ুর পরিবর্তনের কারণে, দেখা যাচ্ছে বন্যা হয়ে যাচ্ছে, এই ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানে কোনো আগের থেকে আগের থেকে কোনো আসলে Warning নেই। কারণ এটা তো অবশ্যই nature কে তো আর predict করা যায় না ঠিক মতো। ঠিক না? সবসময়। এবং কিন্তু আগে যতটুকু আসলে আমরা একটা predict হালকা পাতলা হলেও করতে পারতাম, কিন্তু এখন তা একদমই করা যাচ্ছে না। তো এর ফলে কিন্তু আমাদের যে খাবারের stock টা অনেকটাখানিক কমে গেছে। ঠিক আছে? এবং এই যে যারা কৃষি অ্যা মানে কৃষিকাজ যারা করেন, কৃষক যারা আছেন; এদের কিন্তু আসলে অর্থনৈতিকভাবে অনেকটা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক না?
এ জি। হুম, ঠিক। উ জি। হুম। ছিল না ঠিক। হুম। জি। আম জি। হুম, হুম। জি। হুম, হুম ঠিক। হুম। জি। হুম, হুম, হুম। জি। জি, নষ্ট হয়ে যাচ্ছে। জি। হুম, হুম। জি। জি, জি। জি, ঠিক বলেছেন। জি। হুম, হুম, ঠিক, ঠিক। এবং এবার আমি আসলে সেটাই দেখেছি। আমাদের আসলে চকে প্রচুর পরিমাণ ধান করা হয়। এবং আমরা কিন্তু আসলে ব্যা কালবৈশাখী ঝড় বলতে কিন্তু বৈশাখ মাছ মাস টাকেই বুঝি। এবং এই বৈশাখেই কিন্তু আ নতুন, নতুন আ ধান কিন্তু আসলে কৃষকের ঘরে ওঠে। এবং এই কালবৈশাখীটা যে আসলে ব হয়তো গাছপালার জন্য আমি আ মনে করি যে হয়তো একটু ক্ষতিকর হতে পারে। কিন্তু আরেকদিক থেকে দেখেন এই, এই সময় যখন বৃষ্টি হয় তখন প্রত্যেকটা গাছপালা কিন্তু পানি পায় এবং সবচাইতে বৃদ্ধিপ্রাপ্ত হয় কিন্তু এ মাসটাতেই। তার সাথে যদি বলি এই যে আ ধানি জমিগুলোর কথা যদি বলি যেই বৈশাখের সময় যে ধানগুলো আসলে ওঠে, সেগুলো কিন্তু অনেকটাই নির্ভর করে আসলে পানির উপরে। এবং সেটা হচ্ছে আ বৃষ্টির পানির উপরে। তো সেটা যখন আসলে পাওয়া যাচ্ছে না, তাদের Artificially পানি দিতে হচ্ছে নদী-নালা, খাল-বিল থেকে। তো সেখানে একটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে এবং আ সেটা কিন্তু সবসময় হয় এ্যা হয়ে ওঠে না যে, "আমার পানি দেয়া দরকার। আমি এখন পানি দিয়ে দিতে পারছি।" সেটার জন্য একটা ব খুব বড় একটা preparation ও দরকার। তো সেখান থেকে আ বনভূমির যেই ভূমিকা, সেটা কিন্তু কোনো অংশেই আসলে কম না। আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য, আমাদের জীব-বৈচিত্রকে বেঁচে আম বাঁচিয়ে রাখার জন্য।
হ্যাঁ। উ হু। জি, জি। হুম। <clears throat> জি। হ্যাঁ। জি, জি। হ্যাঁ। হুম, হুম। জি, জি। হ্যাঁ। হুম, হুম। জি, জি।

জ্বি, একটা সময় কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্র খুবই ভালো ছিল। এখন আসলে সবাই আমি বলব যে, আম আয়ুর্বেদিক ডাক্তার কেউ আসলে দেখায়ই না কিংবা চিকিৎসা আসলে নেয়ই না। তারা কিন্তু সেই আ মানে ডাক্তারের কাছে গিয়ে কিন্তু মেডিসিন খেতে এখন অভ্যস্ত হয়ে গেছে এবং সেটাই কিন্তু দেখা যায় আ যে খুব ভালোভাবে স্যুট করে গেছে মানুষের এবং আপনি ১ টা কথা বলছিলেন যে, আমাদের যেই পশু-পাখির আ পশু-পাখিদের জীবনের উপরে কিন্তু বিশেষভাবে আসলে আ পরিবর্তন এসেছে এই ব বনভূমি না থাকার কারণে। যেমন, অনেক পশুপাখি কিন্তু আসলে ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে যাদের কথা আমরা শুধুমাত্র শুনতে পাই। উম এবং বিলুপ্তের মধ্যে সবচাইতে উম আ দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে জাতীয় পাখিটি আ সেটিও কিন্তু প্রায় বিলুপ্তির পথে। এখন কিন্তু আমরা দেখতে পাই না। আপনাকে যদি আসলে প্রশ্ন করি জি লাস্ট কবে আপনি দেখেছিলেন আমাদের দোয়েল পাখিকে?
হ্যাঁ। হু, হু। জ্বি, জ্বি। হ্যাঁ। জী, জী। হু, হু। জ্বী, জ্বী তো হেল্পায়। হ্যাঁ, শুধু জ্বি, জ্বি। <giggles>
এ মনে হয় খুব কষ্ট করে মনে করতে হবে যে কবে আসলে দেখেছিলেন?
আ আমি আসলে এই লাস্ট কবে দেখেছিল বলতে আমি এই গতকালই দেখেছি হ্যাঁ? ওই টাকা দিয়েছিলাম তবে ও কিছু ভাঙতি টাকা ফেরত পাওয়াতে ওই ২ টাকার নোটে আসলে ১ টা দোয়েল পাখি দেখতে পাই। এছাড়া আসলে জি, মানে রিয়াল লাইফ এ যে দেখতে পাবো সেটা আসলে এখনো একদমই হয়ে ওঠে না। এবং এছাড়াও তো যেটা হচ্ছে গিয়ে যে, এই যে আগে শহরে দেখতাম যে অনেক কাক আছে হ্যাঁ? আপনি খেয়াল করে দেখবেন যে, এখন সেই কাক আপনি খুঁজে পাবেন না। খুবই কম। <giggles>
আচ্ছা, আচ্ছা। ও। <laughs> আচ্ছা, আচ্ছা। জ্বি। হুম। আন জ্বি। জি, আমি আসলে খেয়াল করে দেখেছি, যেখানে আসলে আমি আগে ছোট সময়ে যখন স্কুলে যেতাম আম স্কুলের আ ইউনিফর্ম পরে তখন আসলে আমি ভয়ে থাকতাম কখন কোন পাজি কাক সেই ইউনিফর্ম টি আসলে নষ্ট করে দেয় এবং রীতিমত শুধু আমি না, বলব যে শহরবাসী খুবই বিরক্ত ছিল এই কাকের জন্য। কারণ এরা এই তারের উপরে বসে থেকে হুটহাট আ মানে উদ্ভট কান্ড কিন্তু ঘটাতো এবং আরো ১ টা জিনিস করত যে, অনেক সময় কিন্তু মানুষকেও আসলে এরা জ্বালাতন করত। সেখান থেকে অতৃষ্ট জনগণ উম আমার মনে হয় এত, এত এদের প্রতি ক্ষুব্ধ ছিল যে এরা এভাবে হারিয়ে যাবে সেটা কিন্তু এখন তারা মেনে নিতে পারছে না। একটা জিনিস দেখবেন যে আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু পছন্দ করি না। উম কিন্তু চাইও না যে এই, এই মানুষগুলো কিংবা এই কারণটা জীবন থেকে হারিয়ে যাক।
হু, হু। হ্যাঁ। হু, হু। জ্বি, জ্বি। হু, হু। হ্যাঁ।

আ জি, সেটাই এবং আমার মনে হয় যে উম পৃথিবীতে যতরকম প্রাণী আসলে দ আ রয়েছে, সবারই কিন্তু কোন না, কোন ভূমিকা কিন্তু রয়েছে, এই আ মানে সমাজের উপর কিংবা পৃথিবীর উপর। আ কোনো প্রাণী আসলে বিনা কারণে তৈরি না, এবং আপনি যদি আসলে দেখেন, বেশিরভাগ প্রাণী কিন্তু মানে বেশিরভাগ বলতে সব সকল প্রাণীরই কিন্তু একটা বাসস্থান রয়েছে। তার মধ্যে বন কিন্তু ব আ সবচাইতে বড় একটা বাসস্থান।
হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। জি, জি, একদমই। হুম। হুম, হুম। জি, জি। একদমই। হ্যাঁ, একদমই ঠিক।
তো আমাদের দেশের এই যে বনভূমিগুলো কাটার কারণে, বা বনভূমি ধ্বংসের কারণে, কিন্তু আ যেটা হচ্ছে যে, এ এই সকল প্রাণী কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে।
হুম, হুম। জি, জি। জি। হ্যাঁ, একদমই আবার এর পাশাপাশি যে কাজটা হচ্ছে যে, আসলে বনভূমি না থাকাতে, আমাদের কিন্তু দেখবেন যে, এই যে বন্যার থেকে কিন্তু আমরা আসলে অনেক বেশি এফেক্টেড হই এখন। হ্যাঁ? আগে তো এই যে গাছপালা থাকতে এরা কিন্তু আসলে আমাদের একটা প্রোটেকশন ও দিতেন, ঠিক না? আবার দেখা যায় কি? যে, এর পাশাপাশি এই যে আ ভূমিধসের যে একটা ঘটনা ঘটছে, হ্যাঁ? ওইদিন কি আমি দেখলাম যে, এরকম একটা রাস্তা বানিয়েছে ঠিকই, হ্যাঁ? আগে জঙ্গল ছিল কেটে রাস্তা বানিয়েছে। এখন রাস্তার মাঝখান থেকে বিশাল বড় একটা হুট করে গর্ত হয়ে গেছে।
আ জি। উ জি। হুম, হুম। জি। হুম। জি। <chuckles> জি।
ঠিক আছে, <scoffs> মানে ধ্বসে পড়েছে। তো এই ব্যাপারটা মানে আগে এত বন জঙ্গল ছিল তখন ধ্বসে পড়েনি। তোমরা কেটে ফেলে তারপরে যে রাস্তাটা বানিয়েছো, ঠিক আছে, রাস্তাটাও তোমরা ঠিক মতো বানাতে পারোনি। যে আসলে ভূমিটা যে মানে, উইক হয়ে গেছে এ কেটে ফেলাতে। সেটা তো আসলে তো খেয়াল রাখতে পারেননি তারা, হ্যাঁ? এখন দ সমস্যায় কারা পড়লো তাহলে? <chuckles>
হুম। জি। জি। হুম, হুম। এবং একদম বা